Hello, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন?
জি, আমিও বেশ ভালো আছি। তবে একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে, একটু না কেমন জানি আ weather টা আ গরম, গরম, লাগছে and I'm feeling really uncomfortable a bit যদিও কালকে weather টা একটু ভালো ছিল, বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা ঠান্ডা, ঠান্ডা, ছিল। সেজন্য বেশ ভালো লাগছিল। কিন্তু আজকে না একটু গরম, গরম, লাগছে। তো আপনার কি অবস্থা?
ও আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে তো আজকে বেশ ঠান্ডা। তবে কালকে না প্রচণ্ড রোদ ছিল আজকে একটু বেশ আরামদায়ক লাগছে। Comfortable লাগছে। বিভিন্ন জায়গায় যেয়েও শান্তি পাচ্ছি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

ও তারপরে সেটার একদমই সেরকম হয়নি। প্ল্যান অনুযায়ী হয়নি এবং পরবর্তীতে না ওভাবে রস পেরে খাওয়ার সুযোগটাও আর কেন জানি আসেনি। বেশ তারপরে বেশ অনেক বছর কেটে গেছে। তো সেটা সেরকম আর হয়নি। তো গ্রীষ্ম আর শীতের মধ্যে যদি আমি বলি যে, আ আপনার উপর কি কোন সময়টা প্রভাব ফেলে বা আপনার জীবনে বা যদিও ফেলে থাকে তাহলে কোনটা বেশি ফেলে?
জি, আমি যদি বলি, মানে ভালো প্রভাব ফেলে ইতিবাচক বা নেতিবাচক দুটাই যদি বলি তাহলে শীতটা একটু বেশি ভালো। হচ্ছে আমি হচ্ছে ঘুমাইতে পারতেছি যে কম্বল গায়ে দিয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছি। That's great। উঠতে হচ্ছে না। সুন্দর আহ! আরাম! এর মতো আরাম আর হয় না আসলে আর হচ্ছে স্কুল ছুটি থাকে। খুবই ভালো লাগে তখন। সবাই মিলে যাচ্ছি। ঠান্ডা একটা আবহাওয়া থাকে।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম।

আমার তো গ্রীষ্মকালে কি বলব? গ্রীষ্মকাল তো আমার ভালোই লাগে না এমনিতেও। ওই শুধু আম কাঁঠাল খাওয়ার জন্যই ভালো লাগে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তারপরও যদি কিছু, কিছু থাকে না সেটাই যদি একটু শুনি আরকি।
আর যদি তা হ্যাঁ, গ্রীষ্মকালে যদি ছোট যখন ছিলাম তখন আমরা সবাই ভাই বোনেরা মিলে কি বলব? একটা interesting ব্যাপার হচ্ছে আমরা সবাই একটা কি বলে? এখন আমাদের পুকুর type এর থাকে। তো হচ্ছে সুন্দর পুকুর। আমরা সবাই মিলে নেমে যাই, ওখানে গোসল করি। ওই সিন টা আমার খুবই ভালো লাগে। এখন বড় হয়ে গেছি। এখন আর ওই কাজটা হয় না। এজন্য ভালো লাগে না যে, না যাব না এমন।
হুম। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আসলে আমরা কিন্তু বয়সের সাথে, সাথে আ নিজেদেরকে এমন একটা গন্ডির মধ্যে নিয়ে চলে আসি যে, আমাদের জীবনের উপভোগ করার আগে যে ক্ষুদ্র, ক্ষুদ্র জিনিস ছিল সেই জিনিসগুলো কিন্তু হারিয়ে যায় আসলে বড় হওয়ার সাথে, সাথে জীবন থেকে।
জি, জি অনেকটাই হারিয়ে যায়।
হ্যাঁ, আ